হুম, ভাই আমার কাছে মনে হয় যেটা হচ্ছে, এক আমাদের প্রচুর জনসংখ্যা, জনসংখ্যার তুলনায় আমাদের জব ফিলড খুব কম। হ্যাঁ? কারণ দেখেন, আমাদের তো ইয়ং জেনারেশন, আপনি দেখতে পাচ্ছেন যে, প্রচুর মানুষ পড়াশোনা করছে, পাশ করে বের হচ্ছে। না? কিন্তু আমাদের এক হচ্ছে, তত্ত্বীয় বিষয়ে আমাদের পড়াশোনা। আমরা কিন্তু বাস্তবিক জ্ঞান নিয়ে তাত ভেবে পাস করি না। তাই না?
হুম। জি। ঠিক বলেছেন ভাই, এটাও। হুম। জি। আ হ্যাঁ। তেমন পাস করি না। হ্যাঁ, হ্যাঁ।
এক্সাক্টলি। এবং আপনি দেখবেন আমাদের যে জবের ফিল্ড, আমরা যদি শুধুমাত্র মনে করেন পড়াশোনাই করি, আল্টিমেটলি কিন্তু এটাতে কোন লাভ নাই। আমাদের বাস্তবিক জীবনে কিন্তু আসলে এটাতে কোন উপকার নেই। আমার প্র্যাকটিক্যাল ওয়ার্ক শিখতে হবে। এবার আপনি আসেন পা প্র্যাকটিক্যাল ওয়ার্ক এর দিকে। আপনার কি মনে হয় যে, আমাদের দেশে যথেষ্ট পরিমাণে এই যে প্র্যাকটিক্যাল ওয়ার্ক রিলেটেড জব ফিল্ড, আছে? নেই কিন্তু।
জি। লাভ নেই। জি। জি। জি। অ অনেক কিন্তু। হ্যাঁ।
রাইট। কত মানুষ পাস করছে, কিন্তু সেইভাবে আমাদের জব ফিল্ড নেই আর দ্বিতীয়ত আমার কাছে মনে হয়
হ্যাঁ। জি, এই, এই বিষয়ে ভাইয়া আমি একটা উদাহরণ দিতে চাই আপনাকে, যদি আপনি আমাকে বলার সুযোগ দেন। যেমন আপনি যদি একটা সাবজেক্ট আ শুনে থাকেন বিষয়, সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি একটা সাবজেক্ট। যেটা আপনার ওয়ার্লড ওয়াইড বিশেষ করে ইউরোপ, চায়না, জাপান, কোরিয়া, রাশিয়া বিভিন্ন দেশে এ আপনার মনে করেন একটা প্রচুর চাহিদা, প্রচুর ডিমান্ড এবং আপনার হচ্ছে যে, এটা এমন একটা সাবজেক্ট, কিন্তু আমাদের দেশে এটার কোনো স্কোপ -ই নাই। এমনকি কোন চাকরি বলতে কোনো কিছু কথা, যদি একটা সার্কুলার যদি আমি দেখি, তাহলে আমি মনে করবো যে, আমি ধন্য হয়ে যেতাম আরকি।
হ্যাঁ, অবশ্যই ভাই। বলেন ভাই। জি। হ্যাঁ, হ্যাঁ। ওকে। হুম, হুম। জি। হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হ্যাঁ, আসলেই। মাইক্রোবায়োলজি, কিন্তু সাবজেক্টটা কিন্তু খুব, খুব একটা মজার সাবজেক্ট আমার মনে হয়।
মজার সাবজেক্ট এবং অনেক কঠিনও একটা সাবজেক্ট।
অণুজীব বিজ্ঞান। না? মাইক্রোবায়োলজি। হুম। আমার কাছে মনে হয়, যেমন আমরা যদি চিন্তা করি যেকোন ধরনের রিসার্চ করার জন্য, জিনিসটা কিন্তু খুব ভালো। আমাদের, আমি জানি না যে, আমাদের দেশে এই ধরনের জব ফিল্ড ভালো আছে কিনা? বাট যদি থাকতো তাহলে
হ্যাঁ, হ্যাঁ। অনেকটা দারুন। জি। জি। হ্যাঁ। নাই। এবং এবং গবেষণা কেন্দ্রও নাই কোন ভালো ওটার জন্য।